আসলে সেটাই। আ মানে আমরা তো অনেক সময় আমাদের মনের শান্তিটাই বা নিজেকে বুঝতেই পারি না। মানে অনেক কিন্তু শোনা যায় যে, আসলে জায়গাটা ম্যাটার করে না। আর আপনি যেটা বললেন আপনার মামার কথা, মানে আমরা স্বপ্ন পূরণের পিছনে ছুটি, তারপরে এরকম হয় কিন্তু যে, সেই স্বপ্ন পূরণ হলে আমরা আসলে হ্যাপি না। এটা আমি আমার অনেক আত্মীয়স্বজনকেও দেখেছি এবং একই ব্যাপার, সেই দেশ ছাড়ার আ টপিক টাই দেখেছি যে, আল্টিমেটলি তারা হ্যাপি না। আসলে বাইরের লাইফটা এতটাও ইজি না। মানে এতটাও বলতে কি? একদমই ইজি না।
হুম। জ্বি। হুম, হুম। হুম। জ্বি।
তো, এরকম আসলে হয়।
হুম, হুম। আসলেই। এবং আমার একটা বোন আ আমি আপনাকে বলছিলাম যে, আমার বোন হচ্ছে দেশের বাইরে থাকে। তো ও যখন কালকে ওখানে গিয়ে পৌঁছালো, তখন আমাকে বলছে, ওভার মানে ফোনে বলছে যে, এমন একটা শহরে চলে আসছি, মনে হচ্ছে যে ডেড সিটি। এখানে আসলে কোন শব্দ নেই। কোন মানুষের কোলাহল নেই, কোন মানুষ নেই। আ কাউকে দেখা যাচ্ছে না, কারও শুনতে পারছি না। এটা ভালো লাগছে না। তো এই যে দেখেন, কি একটা পার্থক্য? আমরা কিন্তু এখানে বসে ভাবি যে, এরকম নিস্তব্ধ একটা পরিবেশ চাই, শান্তি চাই, যেখানে কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই। তাই না?
হু। হুম, হু। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তো খুব ভাবি যে কোন শব্দ নাই। <chuckles> এরকম একটা ব্যাপার। তো খুব ভালো লাগলো আপনার সাথে স্বপ্ন নিয়ে কথা বলে। আগামীতেও আরো কথা বলব। স্বপ্ন পূরণের আরো অনেক গল্প থাকবে আমাদের আশা করি। তো আপনি খুব ভালো থাকবেন, ভালোভাবে সময় কাটাবেন। শুভ কামনা।
<chuckles> জি ক জ্বী। হু, হু, জ্বি। জ্বি। আপনিও ভালো থাকবেন, শুভকামনা।